হুম, হুম, একদমই তাই। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে এখন আ আমার কাছে মনে হয় যে মানুষ যখনই করে না মানে আগে য আগে মনে হতো যে, "মানুষ হচ্ছে আ নিজের ভিতর কেনো রাখে, কথা। তাদের অ হয়তো বন্ধু নেই বা তাদের মনে হয় ভালো ইগো নেই। তারা মনে হয় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে।" বাট এখন আমার কাছে মনে হয় জিনিসটা আসলে তারা যা করে না, একদম ভালোই করে। কারণ এই জিনিসটা আসলে সবারই করা উচিত। আমাদের পা পারসোনাল জিনিস আর প্রাইভেট জিনিস মানে সরি প্রাইভেট জিনিস আর হচ্ছে আ পাব্লিক জীবন আমরা হচ্ছে মিস্ক করে ফেলি দেখেই আমরা হচ্ছে এরকম আসলে সমস্যার সম্মুখীন হই। যেটা আপনিও হয়েছেন, আমিও হয়েছি। আরও হচ্ছে সবাই এ যেমনটা আপনি বললেন যে সবাই হচ্ছে জীবনে একবার না একবার এই সমস্যার সম্মুখীন হয়। তো ওইটাই আসলে যে আমাদের আসলে বুঝে শুনে বন্ধুত্ব করা উচিত বা এইসব জিনিস থেকে হচ্ছে আমাদের দূরে থাকা উচিত। যখন একটা মনে হবে যে না আমাদের এই জিন বন্ধুর থেকে আমরা ক্ষতিরই শিকার হচ্ছি। তো ওই বন্ধু থেকে আমার কাছে মনে হয় যদিও একটু কষ্টকর হয়ে যায়। কারণ সম্পর্ক রক্ষা করা আসলে মানে সম্পর্কেও তৈরি করা আসলে খুবই কষ্টের। তার সেটা রক্ষা করা আরও বেশি কষ্টের। কিন্তু সেটা যদি এক তরফা হয় তখন সেটা আরও বেশি কষ্টের হয়ে যায়।
জি। হ্যা। জি, জি। একদম। হ্যা। জি। হ্যাঁ। ঠিক। জি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম। সমস্যা মতো করে। জি। হ্যা। জি। হ্যাঁ। অবশ্যই। জি। অবশ্যই। জি। একদম। হ্যাঁ, হ্যাঁ। এটা তো ঠিক। জি। হ্যাঁ। জি, জি। হ্যাঁ। হ্যাঁ, একদম, একদম, একদম। এটা তো ঠিক এবং সম্পর্ক আসলে কোনোভাবেই আ এক কেউ একজন চাইলে ওটা রক্ষা করতে পারে না এবং স্বাভাবিকভাবেই আমি যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা করি কিংবা তার যে আমার প্রতি যে বিশ্বাস রয়েছে সেটার মর্যাদাটা যদি আমি না দিতে পারি, আ সে কিন্তু কখনোই আমার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চাইবে না এবং similar কিন্তু আমার ক্ষেত্রেও আমিও কিন্তু এ ধরনের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইবো না। তো এইসব দিক দিয়ে কিন্তু নিজেদেরকে প্রকাশ করার বিষয়টা চলে আসে এবং আমরা নিজেদেরকে প্রকাশ করার জায়গাটা থেকে অনেক বেশি গুটিয়ে নিই এবং আপনার সাথে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।
এ জি। হুম, হুম। হুম, হুম। একদমই তাই। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। জি। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হু, হুম। একদমই তাই। জি। হুম, হুম। জি, একদমই তাই। <chuckles> ধন্যবাদ। জি, আসলে আমার সাথেও আপনার সাথেও আমার কথা বলে খুব ভালো লাগলো। আমাদের আ রাতের আড্ডাটা খুব ভালো জমলো। আর আপনার অভিজ্ঞতাগুলা শুনে আমার সাথে কিছুটা মিলে গেল। তো ওই হিসাবে আপনি আমি আপনার বিষয় টা বুঝতে পারছি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।
জি। একদম। উ জি। হ্যাঁ। জি।